আসলে এটা আমাদের সমাজে একটা খুব বেশ পরিচিত একটা চিত্রের কথা আপনি বললেন যেটা আসলে প্রায় ঘরের মধ্যে এই ব্যাপারটাই থাকে। না হয় মায়ের উপর সব চাপ থাকে, নাইলে হয় না যে, ঘরের বউ যে থাকে, তার উপর সব চাপটা থাকে। এটা মনে হয় কি যে, এটা না মূল্যবোধের অভাবের কারণে হয়ে থাকে। কারণ আমি যদি বুঝতে না পারি যে হ্যাঁ, ঘরে থাকি ৫ জন মানুষ, তো ৫ জন মানুষের কাজ, ১ জন মানুষ কেন করবে? তো ওই ৫ জনের মানুষ ওই না, ঘরের কাজটা যদি ৫ জনে ভাগ করে নেয়, তাহলে তো কারো উপরে চাপ পড়ার কথা না। কিন্তু আমার ঘরে যখন হয় হ্যাঁ, যে আমার ঘরের ক্ষেত্রে যে হ্যাঁ, মা; আমরা থাকি, আমরা আমরা ৫-৬ জন সদস্য। তো মা কেন একা কাজ করবে? সবাই যখন করছি কাছের, তখন কিন্তু মনে হচ্ছে না, যে কারোর জন্য কাজটা ভারী হচ্ছে। যে আমার ভাগে যে কাজ হচ্ছে না। তো কখনো মাকেও এটা আমি বলতে শুনি না যে, "ঘরের কাজের জন্য সময় পাচ্ছি না।" কারণ মা'র কাজ শুধু রান্না-বান্না করা। বাকি সব কাজ আমরা সবাই মিলে করে দিচ্ছি।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। এটা তো ঠিক কথা, হ্যাঁ। সবাই মিলে থাকেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা তো ঠিক কথা। জি, জি। জি। <chuckles> জি। এটা কিন্তু সুন্দর কথা বলেছেন যে, ওই যে বলে না আসলে, "সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।" হ্যাঁ? তবে এই সব কাজ যদি ১ জনের উপরে চাপানো হয়, তখন কিন্তু সবার জন্যই জিনিসটা একটু কষ্ট হয়ে যায়, তাই না? এবং দেখা গেলো সময় মতো কিন্তু কাজ হয় না। অনেক পরিবারে দেখা যায়, রান্না-বান্না ১ জনের উপরে দায়িত্ব থাকার ফলে, হয় কি যে, একটা যে টাইম মতো খাওয়া-দাওয়া যে ব্যাপার, এটা অনেক সময় হয় না। যে ১ জনের উপরে দায়িত্ব, সে কিন্তু মানে <chuckles> টাইম মত দিতে পারতেছে না। তখন সবাই মিলেমিশে যদি কাজটা করা যায় জি। তখন আসলে সব সহজ হবে, তাই না?
একদম, সেটাই। হ্যাঁ। এ হু। সেটাই। অবশ্যই, এটা তো সম্ভব না। হুম এবং হাই

না, না খুবই ভালো কথা বলেছেন। কারণ কী? হুট করে তো কাজ দেওয়াটা বড় কথা না। মূল উদ্দেশ্য তো কাজটা আদায় করা এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে এমন কাউকে কোন কাজ দেওয়া হলো যে আসলে কাজটা করতে পারতেছে না। এখানে আসলে শারীরিক সক্ষমতারও দরকার, অ্যাবিলিটি দরকার, টাইম, তাই না? তো সেক্ষেত্রে আপনি আসলে এরকম সবকিছু ভেবে চিন্তে যে এরকম কাজ বন্টন করেন এটা খুবই ভালো। একটু যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে, এইযে যখন আসলে কাজ বন্টন করেন বা আপনার যে পারিবারিক একটা সিস্টেম আছে, তো মুখে মুখেই বন্টন করে দেন নাকি আসলে এই ব্যাপারে কোন একটা চার্ট থাকে লিখিত যে কে কোন কাজটা করবে?
একদম। জ্বী, জ্বী। এই ক্ষেত্রে আসলে আ ১ম এ করতাম কি যে মুখে মুখে বলে দিতাম। কিন্তু দেখতাম যে কেউ আসলে মনে রাখছে না বা সময় মত কাজটা হচ্ছে না। তো এরপর থেকে আমি করতাম কি যে, আমি একটা চার্টের মধ্যে লিখে ফ্রিজের যে দরজা সেখানের মধ্যে এটা লাগিয়ে দিতাম। <giggles> এই আ তো, তখন আর কি যে, ফ্রিজের সামনে তো প্রত্যেকটা সদস্যই আসবে। সারাদিনের মধ্যে এমন একটা জায়গা এটা। <giggles> হ্যাঁ, সেটাই, আসবে। তো তখন এটা আসলে দেখা যায় এবং আমি যদি ব্যক্তিগত আমার ব্যাপার বলি, তাহলে আমি আমার ফোনে কিন্তু রিমাইন্ডার দিয়ে রাখি। কারণ হয় কি যে, আমার ভুলে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। <laughs> হ অ একদম একদম।
হুম, হুম। ও আচ্ছা, দারুণ কিন্তু। জ্বী। হুম, দেখবে যে তা কার কি কাজ, তাই না? বাহ! দারুণ কিন্তু এটা সিস্টেম। <laughs> ভুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না, তাই না? এবং দেখা গেল যে সুন্দর একটা আপনি মনে করা যেটা বিষয়। তো আপনি যেটা বললেন যে, আসলে অনেকেই কাজ করতে চায় কিন্তু ভুলে যায়। তার নিয়ত ছিল যে কাজটা করবে এবং কাজ করার তার অ্যাবিলিটি ও রয়েছে, হ্যাঁ? কিন্তু দেখা গেল যে মনেই নাই যে আসলে তার কাজটা করার দরকার। সেক্ষেত্রে আপনি <chuckles> যেরকম ফ্রিজের টা সামনে এ টানিয়ে রাখেন বিষয়টা এটা খুবই ভালো লাগলো। তো, আরেকটু জানতে চাচ্ছিলাম যে, আপনি যখন কোন কাজ বন্টন করেন, তো সেক্ষেত্রে বাড়িতে তো আসলে বিভিন্ন বয়সের লোকজন থাকে, তাই না? বয়স্ক থেকে শুরু করে শিশু। তো এ কাকে আসলে কোন ধরনের কাজগুলো দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
অ্যাহে হ্যাঁ। হুম। হুম, হুম। উম হুম, হুম।

আসলে ঐ ক্ষেত্রে হয় কি? যে, শিশু এবং বয়স্কদের দিকে যখন আমি কাজ ভাগ করতে যাই, তখন আমি দেখি যে, না, একটু হালকা কাজ। তুলনামূলক হালকা কাজ দিলে হবে কি? যে, তারা কাজের মধ্যেও থাকবে এবং তাদের উপর চাপটা পড়বে না। যেমন কি? আমার ঘরে বয়স্ক যারা আছে, বিশেষ করে আমার দাদী। উনি হচ্ছে একদম কাজ ছাড়া থাকতে পারে না। তাকে আমরা চাই যে, সে আসলে কাজ না করুক। স্বাভাবিকভাবে, একটা মায়া কাজ করে। কিন্তু তার হয় কি? যে, সে না সে কাজ করবে এবং তারও আসলে একটা সময় কাটে। তো ওই ক্ষেত্রে হয় কি? যে, তার দায়িত্ব হলো যে, বিকেলে ছাদের থেকে যে, কাপড়গুলো আনা হবে, সেই কাপড়গুলো সে ভাজ করে হ্যাঁ, সেগুলো সে আসলে গুছায়। এ নিয়ে আসে না। নিয়ে আসা, যেহেতু আমাদের আসলে সিঁড়ি দিয়ে উঠতে হয় উপরে। তো ব্যাপারটা তার দ্বারা হয় না। তো ওই যে, কাপড় আনার কাজটা হয় কি? যে, ঘরে যে, ছোট আছে, তাকে দিয়ে করানো হয়। আমার ভাই করে কি? যে, ছাদে থেকে কাপড় আনে হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। জি, জি, বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, তিনি সেগুলো নিয়ে আসবেন, তাই না? আচ্ছা, আচ্ছা। <chuckles> জি, জি। হয় না। ও! যে, তুমি, এ তুমি নিয়ে আসো, তাই না? তুমি, তুমি ছাদ থেকে নিয়ে আসো। দারুণ কিন্তু। <chuckles> তো
হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা হয় কি? যে, তাদের কিন্তু ওইটা চাপ পড়ছে না এবং বেশ স্বচ্ছন্দে জিনিসটা করে ফেলতে পারছে। কারণ একদম কাজ না দিলে হয় কি? যে, ছোট থেকে তারা দায়িত্বটা বুঝবে না।
জি, জি। না, সুন্দর বলেছেন। হ্যাঁ। এবং অনেক পরিবারে দেখা যায় কি? যে, ছোটদেরকে কাজ দিতে চায় না। বলে যে, "ছোট আছে, ছোট আছে, বড় হোক।" কিন্তু এতে হয় কি? তাদের একটা অভ্যাস গড়ে ওঠে না এবং পরবর্তীতে যখন আপনি তাদেরকে কাজ দেবেন, তখন কিন্তু তারা কাজটা হয় করতে জানে না অথবা করতে মন চায় না। <chuckles> সেক্ষেত্রে আসলে ছোট থেকেই তাদের মধ্যে একটা অভ্যাস গড়ে তোলা দরকার। তো আ মুরুব্বিদেরকে কি কাজ দেন, যারা বয়স্ক?
হ্যাঁ। করতে মন থাকে না। এই জিনিসটা হয়।